আ প্লাস্টিকের আসলে ওই যে জিনিসটা মানে রঙ আছে না, রঙ, ওই যে ওয়াল এ রঙ দেয়। তো ওয়ালে রঙের সাথে কিন্তু বেশ বড় রকমের কিছু বালতি দেয়। মানে এগুলো বালতি বলা যায় না। এগুলো কি বলবো আসলে, এখানে 'জার' হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জার জার বলা যায়।
হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওগুলা কিন্তু প্লাস্টিক এরই থাকে। বড় করে একটা ড্রামের মতো থাকে আসলে। ছোট, ছোট প্রতিকারের। হ্যাঁ, হ্যাঁ।
তো ওগুলার মধ্যে আসলে অনেক গাছ লাগানো হয়েছে বা ওগুলা ব্যবহার করা হয়েছে। আবার এগুলা আসলে ব্যবহার করা কিন্তু উচিত না। কারণ প্লাস্টিক, যত কম পারেন এই যে দেখেন প্লাস্টিকের যে ব্যবহার আছে, প্লাস্টিক ব্যবহার কমাবে কিভাবে? প্লাস্টিক আসলে হচ্ছে যে দাম একই সাথে একসাথে অনেক কম, তারপরে আসলে অনেক বেশি available। প্লাস্টিক যদি হচ্ছে আপনাকে কমাতে হয়, তাইলে মানে ব্যবহার যদি কমাতে হয়। তাইলে এর দাম কমাইতে হবে এবং সাথে হচ্ছে যে মানে এই ধরুন যে একটা চটের ব্যাগ। চটের ব্যাগে একটা দাম হচ্ছে ৳২০-৳৩০। আমি প্লাস্টিক আমি যে পলিথিন ইউস করি এটা আমার কোনো খরচ লাগতেছে না। তো এই যে ঝামেলাটা হেছেলটা। হ্যাঁ, তার মানে কিছু একটা হচ্ছে করতে হবে। তাই যাতে হচ্ছে সে frequently আসলে মানে যায় আরকি।
তো ওগুলো ব্যবহার হুম, হুম। <chuckles> হ্যাঁ। তা তো অবশ্যই। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। ফ্রিতে দিয়ে দিচ্ছে দোকানওয়ালারা। রাইট, রাইট। হ্যাঁ। হ্যাঁ, না এটা কিন্তু আপনি বেশ চমৎকার বলেছেন। যে আসলে প্রকৃতির জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকারি। যে আসলে কোনো একটা কিছু করে যদি আ যেগুলো পুনরায় ব্যাব আ পুনরায় ব্যবহারযোগ্য আসলে কোনো আ প্রোডাক্ট থাকে। যেমন পাটের ব্যাগ বা চটের ব্যাগ যেগুলো থাকে। তো এগুলো দেখা যাচ্ছে যে ব্যবহারের একটু যদি প্রাইস কমিয়ে দেওয়া হয় এগুলোর। তখন কিন্তু মানুষজন খুব সহজেই এগুলো ব্যবহার করে থাকবে। হ্যাঁ? তাতে কিন্তু প্লাস্টিকও কমে যাবে। হুম।
হু। হ্যাঁ, প্রাইস কমে যেমন ধরেন যে মিনা বাজার আছে, তারপর হচ্ছে বেশি সুপার শপ আছে। যেগুলার মধ্যে ইউনিমার্ট আছে। যেমন আমি যাইলে হচ্ছে তখন আমার খালি হাতে আসতে হয়। কারণ আমি তো ব্যাগ কিনবো নাকি। একটা ব্যাগের দাম ৳৫০। আমি এত টাকা দিয়ে ব্যাগ কিনবো নাকি? তো এগুলা মিন করে কিন্তু আসলে আমার ঐযে প্লাস্টিক যে মানে reduce করা ঐযে মানে বা কমানো যে ওইটা আসলে ওদিকে কাজ করাই হচ্ছে না আমার মানে এটা আসলে আমার কাছে মনে হয় যে এইটা এই বর্তমান সিচুয়েশনে এটা পুরোপুরি একটা ইম্পসিবল ব্যাপারকে যে প্লাস্টিক ফেলা হচ্ছে থাকা।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। হ্যাঁ। <chuckles> বুঝতে পেরেছি। না এটা কিন্তু বেশ চমৎকার বললেন আপনি। তো এই যে একটা আ বিষয় থাকে কি? যে অনেকই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ইচ্ছা থাকে তাদের জায়গাও আছে। হ্যাঁ? গাছ লাগানোর। কিন্তু তারা দেখা যায় যে তারা না ঐরকম একটা টেক কেয়ার করাটাকে অনেক বড় একটা বিষয় মনে করে ফেলে। যে হ্যাঁ, একটা গাছ লাগানোর সেটা হচ্ছে একটা টেক কেয়ারের যে বিষয়গুলো থাকে। তো সেই ক্ষেত্রে আসলে তারা কিভাবে কিছু সহজ টিপস এ আ টিপস ব্যবহার করে তারা সেই আ গাছ লাগানোর শখটা তাদের হু, হুম।
হ্যাঁ, হ্যাঁ। হুম। দেখেন এই দুনিয়াতে স কোনো কাজ আসলে আসলে মানে কোট সহজ না। সব কাজ আসলে কঠিন। গাছ লাগানো হচ্ছে মানুষও তো ভাবে যে আমি একটা জাস্ট মাটি আনলাম গাছ একটা আনলাম। মাটিতে লাগায় দিলে মনে হয় আসলে হচ্ছে গাছ হয়ে যাবে। গাছ হয়ে যাবে কিন্তু এই গাছ মরে যাবে এবং এই গাছে ফলন আসবে না ঠিকভাবে। গাছ লাগানো হচ্ছে অনেক একটা খাটনির কাজ। যেমন আমাকে আসলে মাটি ফার্স্ট হচ্ছে কিনতে হয়। কারণ শহরে মাটি তো পাওয়া যাবে না। মাটি কিনতে হয়, মাটি কিনি সেই মাটি থেকে আসলে হচ্ছে যে আমি আলাদা করি যে কারা হচ্ছে যে কত
হু, তা তো অবশ্যই। হু, হু। আচ্ছা। <chuckles> হ্যাঁ, তা তো অবশ্যই।